হ্যাঁ, হ্যাঁ ডেফিনিটলি। আমার তো মানে যেই খাবারটা আরকি সবারই পরিচিত, আসলে খাবারও ঠিক বলা যাবে কিনা, যেটা আমরা প্রতিনিয়তই খাই আরকি, চা। তো এটা কিন্তু আমার খুব বাসার কথা মনে করায় যেকোনো সময়ই। কারণ আমাদের বাসাতে সবাই বলতে গেলে এই চা পাগল। মানে <chuckles> এরকম কোনো সময় যাবে না যে, মোটামুটি সবাই যে অ্যা যেকোনো টাইম এই যে এখন চা খাবা? বা এখন চা বানাই মানে কেউ বলবে না যে, না। হ্যাঁ দাও
হুম, হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা।
হ্যাঁ চলে এরকম সবসময়ই। আর বিশেষ করে সন্ধ্যার দিকে একবার তো হয়ই। অ্যা যেহেতু সবাই মোটামুটি চাকরিজীবী এজন্যে সকালে একসাথে হওয়া হয় না। কিন্তু সন্ধ্যার দিকে তো সবাই একসাথে হয়ে চা খাওয়া তো হয়ই। ওই টাইমটা আমি যখনই অন্য কোনো জায়গায় যাই, ঐটা তো আমার মনে পড়েই। আর
বুঝতে পেরেছি।
যেরকম ১ম যখন হোস্টেল লাইফ বা বাসা থেকে যাওয়া, তখন তো এই, এই সময়টা আমার খুব মনে পড়ত স্পেশালি সন সন্ধ্যাবেলা।
<chuckles> বুঝতে পেরেছি। আচ্ছা আপনার যে, চায়ের কথাটা বললেন, আপনার সাধারণত কেমন চা পছন্দ?
হুম। অবভিয়াসলি দুধ চা, মানে দুধও বেশি, আহ লিকারও বেশি, অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে, এরকম। যদিও
আচ্ছা। <chuckles> হুম, হুম। তা আপনি কি মিষ্টি খেতে পছন্দ করেন চায়ের সাথে?
হ্যাঁ। আ চায়ের সাথে?
মানে চা'র সাথে সুগার টাকে আপনি পছন্দ করেন? অনেকেই দেখেছি যে সুগারলেস পছন্দ করে। জি।
হ্যাঁ, হ্যাঁ সুগারটা পছন্দ করি, বাট ইদানিং এভয়েড করি। সুগার বাদে একটু মধু বা একটু গুড় এগুলো অ্যাড করার চেষ্টা করি। বাট আ রাও র চাতে যেটা হয়, যে লালচাতে কিন্তু মানে চিনি ছাড়া খেয়ে নেয়া যায়। বাট দুধ চা আমি আ মানে কোনো রকম মিষ্টি ছাড়া এটা আমি খেতে পারি না। এটা মনে হয় যে মজাই হইল না একেবারে। <chuckles>
বাহ! জি, জি। বুঝতে পেরেছি। হ্যাঁ অনেকেই শুনেছি এরকম আছেন যারা একটু বেশি চিনি দিয়ে কখনো পছন্দ করেন। আচ্ছা আ চায়ের সাথে সাধারণত তো দেখি যে সবাই স্ন্যাক্স, বিস্কিটস বা কিছু ইউস করে। তো আপনারা যখন আড্ডা মারতে বসেন বা চা খাচ্ছেন একসাথে, আপনারা কি ধরনের স্ন্যাক্স বেশি পছন্দ করেন?
হুম, হুম, হুম। হুম, হুম, হুম, হুম, হুম। জ্বী। একদমই কমন হচ্ছে যে, টোস্ট বা যেকোনো ধরনের একটু নোনতা টাইপের বিস্কিট। এটা সবসময়ই হয়, বাট আমার কিন্তু চা'র সাথে ডিফরেন্ট জিনিস পছন্দ। মানে যেকোনো ক্রিসপি টাইপ এর জিনিস, যেকোনো একটু ঝাল, ঝাল টাইপের জিনিস। যেরকম এটা আমার অনেকের সাথে মেলেনা যে, অনেকে বলে চা যেহেতু মিষ্টি দিয়ে খায়, মিষ্টি, তারপরে গরম। এই মিষ্টি গরম এই জিনিসটার সাথে আরকি আ মানে ঝাল, ঝাল জিনিসটা আসলে যায় না। কিন্তু আমার কিন্তু খুব দারুণ লাগে। আমার চা'র সাথে সিঙ্গাড়া, চা'র সাথে পরাটা, চা'র সাথে চিপস, অ্যা চায়ের সাথে সাপটা। হ্যাঁ, হ্যাঁ আমার খুব ভালো লাগে। আর এরকম না ব্যাপারটা যে, উম চা শেষ করে তারপরে খাচ্ছি বা ওই জিনিসটা শেষ করে তারপরে চা খাচ্ছি এরকম না। মানে ২ টা একই সাথে খেতে আমার ভালোই লাগে।
হুম, হুম। আচ্ছা, সেটা কি? হুম, হুম। <chuckles> ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং কিন্তু। হুম, হুম। বুঝতে পেরেছি। আচ্ছা তো বলা তো যেতে পারেই যে, একসাথে সন্ধ্যার পর চা খাওয়াটা আপনাদের পারিবারিক একটা রীতি। <clears throat>
হুম, হুম, হুম, একদমই।